অবশ্যই, অবশ্যই, চমৎকার! সত্যি কথা, আসলেই তো। মানে আপনি একটা জায়গায় গিয়েছেন তাগর তারা আপনাকে যেভাবে গ্রহণ করেছে এবং আপনার গ্রামেও যখন তারা এসেছেন, তাদের আপনার বন্ধু এসেছে, তাকেও কিন্তু আপনারা সমানভাবেই স গ্রহণ করেছেন এবং উনিও কিন্তু অনেক বেশ খুশি হয়েছেন, মুগ্ধ হয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গে আপনি তাদের এখানে যে বাঁশ বাঁশকরলের সাথে মুরগি দিয়ে খেয়েছেন যেটা আপনার পছন্দ হয়েছে, আবার এদিকে কিন্তু আপনাদের মহিষের
রাইট। হুম, হুম। জি, চি
গরুর দুধ মানে, মহিষের দুধের যেই দইটা তৈরি করে খাইয়েছেন তাদেরকে, সেটাও তারা কিন্তু চমৎকার হয়েছে। এই যে আপনি বললেন, যে ম-ম মহিষের মানে দুধের যে দইটা, এটা কি আপনাদের বাসাতেই মানে, আপনাদের কি পরিবারে তৈরি হয়? নাকি এটা আপনার এলাকা, এলাকা ভিত্তিক যেসব জনপ্রিয় দোকান থাকে সেখান থেকে?
দই। হ্যাঁ, হ্যাঁ। উহু। না, এখানকার আসলে দোকানগুলো রয়েছে বা মানে, এখানে আসলে এইটা আপনাকে যদি বলতে চাই বা আমাদের এলাকার যে লোকাল যেই আ পদ্ধতিটা রয়েছে, সেইটা আমার বন্ধুর দিক থেকে যদি আসলে বলতে চাই, সে কিন্তু ওই জিজ্ঞেস যখন করেছিল, তখন কিন্তু সে জানতে পারে যে এখানকার যে মহিষের দূ আ দই গুলো হয় সেগুলো হচ্ছে, এগুলো আ বিভিন্ন দ্বীপে আসলে মহিষগুলো ছাড়া থাকে ১০০-২০০ আ মানে প্রত্যেকটা আসলে বলা যায় যে, একটা টিমের মধ্যে থাকে যেখানে ১০০-২০০ <smacks lips> আ আপনার মহিষ থাকে যেগুলো আসলে এই দ্বীপে ঘুরে বেড়ায়, দ্বীপের খাচে খাবার খায় এবং ঐ দুধটা থেকে আসলে দই বানানো হয়। তো ঐ দইটা আসলে একটা বিশেষ টেস্ট এর হয়, কারণ পুরোটা আসলে ন্যাচারাল খাবার কোন কিছু অ আসলে চাষের মতো কোনো কিছু না।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। <smacks lips> আচ্ছা। মানে ঐ যে। চড়ের, চড়ের ম চড় যদি থাকে, সেখানে ছেড়ে দেওয়া হয় মহিষগুলোকে এবং সেখান থেকে পরে ঐ মহিষগুলো থেকে সংগ্রহ করে দইটা বানানো হচ্ছে। এই পদ্ধতিটাও কিন্তু আ মানে বেশ মানে হয় না? যে, আমরা সাধারণত দেখে থাকি যে এটা এইভাবে তৈরি হচ্ছে, এটা এভাবে তৈরি হচ্ছে। কিন্তু পুরো প্রাকৃতিকভাবে যেহেতু বিষয়টা থাকছে, তার মানে কিন্তু খাবারের দিক থেকেও এটাকে একদম খুব এইজন্যই প্রসিদ্ধ আসলে খাবারটা। তো চমৎকার লাগলো, আর আপনার বন্ধুর সাথে এখনো কি তেমন সম্পর্ক আছে? আ আছে না যে? হয়তো অনেক আগে গিয়েছিলেন বা এটা রিসেন্ট ঘটনা না।
একদম, একদম। হুম। এ একদম, একদম। হ্যাঁ, একদম। <clicks tongue> রাইট, রাইট। এবং হ্যাঁ, একদমই, একদমই বা বা শোনা